আমার একটা সমস্যা হচ্ছে বেশ কয়েকদিন থেকে, আমি আসলে এই সমস্যাটা বুঝতেছি না কিভাবে আমি solve করতে পারবো? আমি যে ধরনের কাজগুলো করি প্রতিদিনে, আমার কাজগুলো প্রতিদিনই আমি চেষ্টা করি যে আমার কাজগুলো যেন একদম নিখুঁত হয়, খুব সুন্দর হয়, যাতে আমার কাজের কেউ কোনো অভিযোগ করতে না পারে। কিন্তু এই নিখুঁত করার ইচ্ছাটা আমার ভেতরে এত প্রবলভাবে আঁকড়ে আছে, এই নিখুঁত করার ভূতটা আমার মাথায় এমনভাবে জ জড়িয়ে আছে, যখন আমি কাজটা করি, শেষ করার পর আমার কাছেই মনে হয় যে না, কাজটা তো আমি নিখুঁত করতে পারলাম না। এটা তো আসলে এই জায়গায় একটু ভুল হয়েছে, বা ওই জায়গায় একটু ভুল হয়েছে, বা দেখা যাচ্ছে যে কোনোদিন যদি খুব ভালো করেও কাজটা করি যে, আমি একদম মন দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, আমি একটা কাজ complete করে অ্যা সেটা handover করলাম client এর কাছে। আ তখন তারা দেখার পরে বলে যে আসলে এই জায়গাটাতে এই সমস্যা আছে বা তারা অনেকগুলো সমস্যা দেখায় আমাকে এবং বলে যে এটা আবার clear করে দিতে হবে। তো তখন আমি চিন্তা করি যে, আমি আসলে এত সময় দিয়ে তার কথা মতোই আমি কাজগুলো করলাম, কিন্তু তারপরও এই যে আবার এসে claim করছে বা বলতেছে যে এইটা হয় নাই, ওইটা হয় নাই, আ তখন আসলে অনেকটা আসলে খারাপ লাগে নিজের কাছে এবং চিন্তা করি যে, আসলে আর কতো ভালো করে দিলে মানুষ বলবে যে এটা perfect হয়েছে? এই বিষয়টা নিয়ে অনেকদিন থেকে আমি একটু সমস্যার মধ্যে মধ্যে দিয়েই যাচ্ছি। বুঝে উঠতে পারছি না যে আমি এটা নিয়ে কার সাথে আলোচনা করব? বা কার কাছে একটু পরামর্শ নিতে পারি? তাই আপনার কাছে একটু জানতে চাই যে এই ব্যাপারে আসলে কিভাবে আমি ই এই সমস্যাটার সমাধান করতে পারি? যদি একটু বলতেন আপনি আম
জি। আচ্ছা। হুম। জি, জি। খারাপ লাগে, জি, জি। হুম, হু। জি অবশ্যই। আমি <sighs> অবশ্যই আপনাকে সাহায্য করার চেষ্টা করব এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বিষয়টা আমার সাথে শেয়ার করার জন্যে। দেখুন, যেকোনো সমস্যার সমাধানের ১ম ধাপ হচ্ছে যে, সমস্যাটা যে actually একটা সমস্যা এবং সেটার improvement প্রয়োজন, সেটার একটা সমাধান প্রয়োজন, সেটা স্বীকার করা। তো আপনি সেটা করেছেন। এটা কিন্তু খুবই প্রশংসনীয় একটা ব্যাপার। এবং ২য় ধাপের কথা যদি বলি, তো সেক্ষেত্রে বলতে হয় যে, যেকোনো সমস্যার ক্ষেত্রে ২য় ধাপ হবে বিষয়টা নিয়ে কথা বলা। কারণ কথা না বললে, আপনাদের মধ্যে কিন্তু, মানে আপনি বা, আপনার সাথে বা আপনার ব্যক্তিগত জীবনে যে, যে সমস্যাটা আপনি face করছেন, সেটার কিন্তু সমাধান আসবে না। তো এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যে, আপনি শেয়ার করেছেন আমার সাথে। যদি আরেকটু details জানতে চাই পরামর্শ দেয়ার আগে যে, এই যে নিখুঁত হওয়ার বিষয়টা, এটা কি শুধু আপনার দিক থেকে আসে নাকি, আপনি অন্যর দ্বারা judge করার যে বিষয়, সেটার পরে আসে? কারণ আপনি শুরুতেও কিন্তু বললেন, যে আপনি নিজের কাজে সন্তুষ্ট হচ্ছেন না। পরে আবার ক্লায়েন্টের দিকে গেলে ক্লায়েন্ট হচ্ছে কাজে খুঁত ধরছে। তো এ নিখুঁত হওয়ার বিষয়টা আসলে কোন দিকটাতে আপনার বেশি problem হচ্ছে? নিজের satisfaction নাকি ক্লায়েন্টের কাছ থেকে কাজের satisfaction? কোনটা আপনি কী বেশি priority দিচ্ছেন?
জি। উ হুম। জি। উ হুম। জি। হুম। উ হুম। উম জি। জি। জি। আসল জি, আসলে উভয় দিকেই এই সমস্যাটা হচ্ছে যে আমি যখন হয়তো আমার মতো করে আমি একটা কাজ করছি, আ তখন ওই জিনিসটাতে কেউ claim করছে না, যে অনেকের পছন্দ হচ্ছে বা, ২-১ জনের পছন্দ হচ্ছে না। সেটা স্বাভাবিক ব্যাপার হতেই পারে। আমি সেটা normally -ই নিয়ে নেই। কিন্তু ধরুন আপনি একটা কাজ আমাকে দিলেন যে আপনি আমাকে বললেন যে আমাকে এই জিনিসটা এইভাবে, এইভাবে তৈরি করে দিতে হবে এবং আমি সেটা আপনাকে আপনার কথা অনুযায়ী আমি বললাম যে ভাই ঠিক আছে আমা আমাকে এতদিন সময় দিতে হবে, আমি এটা করে দেব। কিন্তু আমি আপনার চাওয়া অনুযায়ী আপনার মতো করে দিলাম। দেয়ার পরে যখন আমি কাজটা আপনাকে handover করছি তখন আপনি দেখে বলতেছেন যে আসলে আমি তো এইটা এইভাবে চাইনি। এখানে এই জিনিসটা হবে, ওখানে ওই জিনিসটা বসবে। আপনি আমাকে এইটা করে দেন, না হলে আমি এটা নিতে পারব না। আসলে তখন আমি চিন্তা করি এবং খারাপ লাগে। আমি তো client-দের সাথে তো আর মানে কোনো তরকেও জড়াতে পারি না। ব্যাপারটা এমন হয় যে আমি তাদেরকে বলি যে দেখেন স্যার, আপনি যেভাবে আমাকে বলেছেন আমি কিন্তু আপনার কাজটা ঠিক সেভাবেই করছি এবং তারা যেভাবে জিনিসগুলো চায় আমি আমার আসলে খাতার মধ্যে সেটা সেইভাবে লিখে নিই যে আপনি কোথায় কোন জিনিসটা চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন অ্যা এবং color কি চাচ্ছেন। এইভাবে আমি সবকিছু মানে লিখে নিই details যাতে আমি কাজটা handover এর সময় কোনো ভুল হ্যাঁ, ভুল যাতে না হয়। কিন্তু তারপরেও অনেক client এসে এই ধরনের অভিযোগগুলো দেয়। তখন একটা খারাপ লাগে যে আমি আসলে এত মানে, এত নিখুঁতভাবে কাজটা করলাম, আমি এত সময় এটা ব্যয় করলাম আমার কাজের পেছনে, তারপরেও উনি এসে আমার কাজে এই client এই client আমার কাজে এসে ভুল ধরছে এবং এখানটা আমার পরিশ্রমটা তখন আরও double হয়ে যাচ্ছে তখন সে যেভাবে। কিন্তু সে তো আমার পরিশ্রমটা আর double দেবে না। সেটা তার সাথে আমার যেটা contract হয়ে গেছে সেটাই হবে। তো এই জিনিসগুলো আসলে ভাবছি এবং চিন্তা করছি যে মানুষের মন মতো perfection কাজ আসলে কিভাবে করা যেতে পারে? এটাই আসলে।
জি। হ্যাঁ। জি। হুম। আচ্ছা। হুম, হুম। Right। হুম, হুম, হুম। এটা একটা ভালো পদ্ধতি। জি, জি। Right, right। আচ্ছা হ্যাঁ, এটা আসলেই দুঃখজনক বিষয় এবং প্রথমেই বলে রাখি যে আপনার যে অনুভূতি হচ্ছে frustration -এর যে জায়গাটা তৈরি হচ্ছে এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা নিয়ে আপনার কোন কিছু মনে করার কোন কারণ নেই। আপনার মধ্যে যে অনুভূতিটা হচ্ছে এটা সম্পূর্ণ justified একটা কাজ করার পরে বিশেষ করে পরিশ্রমের ফলে আপনি যে কাজটা তৈরি করেছেন, কাজের ফলে একটা ফলাফল এসেছে। এটা কিন্তু অনেক কাছের একটা জিনিস এবং সেটা নিয়ে কেউ যখন একটু সমালোচনা করে বা, নিজের মনোভাব প্রকাশ করে সেটা যদি negative হয়ে থাকে, খারাপ লাগাটা কিন্তু আসলেই স্বাভাবিক। তো আপনি।
হুম, হুম।
শেষে একজন একটা কথা বললেন যে মানুষের মনের মত হওয়া যে বিষয়টা। দেখুন একজন মানুষের পক্ষে না অন্যের মনের মত হওয়াটা 100% মোটামুটি অসম্ভব একটা বিষয়। কারণ client এর ক্ষেত্রে normally <clears throat> ২ ধরনের বিষয় ঘটে। অনেক ক্ষেত্রে client-রা হচ্ছে <clears throat> আপনার কাছ থেকে যে কাজটা সে দিয়েছে সেটার আপনাকে feedback দিয়েছে। তার মনে হচ্ছে এখানে একটু improvement দরকার সেটা feedback সে দেয়। অনেক ক্ষেত্রে কিছু client আসে যারা হচ্ছে আপনাকে দিয়ে একটু কম খরচে বা আপনার পরিশ্রমটার একটু সুযোগ নিচ্ছে যে আপনাকে দিয়ে, টাকা না দিয়ে যদি একটু বেশি কাজ করিয়ে নেওয়া যায়। তো আপনার ক্ষেত্রে এই অভিজ্ঞতাটা আসলে কোন দিকে যায়? যেহেতু আপনি বললেন যে আপনি client এর সাথে একটা contract এ চলে যান। আপনি লিখে রাখেন যে এই বিষয়গুলো আপনাকে কাজ করতে হবে। তো আপনাকেই পরবর্তীতে client যখন এরকম feedback দিচ্ছে বা আপনাকে কাজ করিয়ে নিচ্ছে তখন এই যে প্রথম থেকে লিখে নিলেন এই ব্যাপারটা তার সাথে share করেন। হয়তো খুব positively client এর সাথে formal ভাবে share করার সুযোগ কি হয়েছে এবং তাদের যদি share করে থাকেন তো সেক্ষেত্রে তাদের, আ reply কি ছিল? তাদের দিক থেকে তারা কি বলেছে যদি একটু share করতেন।
জি। হু, হু। হ্যাঁ। হু, হু। হ্যাঁ। জি। হুম। হু। হ্যাঁ, অবশ্যই। আমি আসলে যখন, এই যে যখন আ কাজ করার পরে যখন ক্লায়েন্ট এসে কাজে আমার ভুল ধরে যে এইটা হচ্ছে না বা আমি এইভাবে চাইনি। তখন আমি তা সে যেগুলো বলেছে আমি যেগুলো লিখে রাখি আমি সেগুলো তার সামনে উম দেখাই যে, "আপনি দেখেন আপনি আমার কাছে এই, এই জিনিসগুলো চেয়েছিলেন। আপনি বলেছিলেন যে অমুক জায়গায় এই জিনিসটা সেট-আপ দিতে হবে তারপরে এই কালার এর একটা জিনিস সেট-আপ দিতে হবে এবং ফিনিশিংটা এভাবে দিতে হব।" তো আমি তাকে বললাম যে, "ভাই আপনি তো এইভাবে বলেছিলেন আপনাকে, ঠিক কিনা?" উনি বলতেছে, "হ্যাঁ আমি বলছি।" কিন্তু আমি বলছি "আপনি যেভাবে বলছেন আমি তো ঠিক সেভাবেই কাজটা আমার করে দিছি এখন এটা যদি আপনার মন মতো না হয় তাহলে সে সেক্ষেত্রে তো আমার কিছু করার থাকে না এখানে। কারণ এটা সম্পূর্ণ আপনার ডিজাইন, আপনার কালার পছন্দ সবকিছুই আপনার আমি শুধু জাস্ট জিনিসটা করে দিয়েছি" হ্যাঁ, তো আমি তো জাস্ট জিনিসটা তৈরি করে দিয়েছি এখন আপনি ধরুন যে, আপনি একটা যে মডেল এর জিনিস একটা তৈরি করবেন সেটা আমার কাছে তো ভালো নাও লাগতে পারে। এখন আপনি আমাকে বলছেন যে, ভাই ঠিক আছে আপনার তো একটা উম ব্যবসা প্রতিষ্ঠান তো আপনি এই জিনিসটা আপনার ডিসপ্লেতে রাখেন, আপনি অন্য আরেকটা আমাকে তৈরি করে দেন। তাহলে এই জিনিসটা কি ভাই সম্ভব? আপনার চয়েস করা জিনিসটা অন্যের কাছে তো পছন্দ নাও হতে পারে, সেই মালটা তো আমার অন্য কোথাও সেল নাও হতে পারে সেক্ষেত্রে তো আমি তো একটা বিপদের মধ্যে পড়ে যাবো। আসলে তখন ওই মুহূর্তে হয় কি যে কাস্টমার অনেক সময় মন খারাপ করে এবং আমারও অনেকটা লস হয়ে যায় তখন আমি আসলে কাস্টমারদের সাথে মানে একটু তর্কে যেতে চাই না। মানে আমি নি তাদেরকে বোঝানোর চেষ্টা করি যতদূর সম্ভব যে, এই কাজটা আপনি যেভাবে বলেছেন আমি করেছি কিন্তু এটা আপনাকে তো নিতেই হবে। উ যখন তারা একেবারেই অস্বীকার করে যে, না আমার এটা ভালো লাগছে না, আমার এটা হবে না, আপনি এইভাবে আমাকে করে দেন। আসলে তখন বাধ্য হয়ে আসলে তার মতো করেই তাকে করে দিতে হয়। কারণ হচ্ছে যে কাস্টমার এর একটা ফিডব্যাক এর একটা ব্যাপার থাকে যে, সে যদি এখান থেকে আমার দ কাছ থেকে ঘুরে গিয়ে অন্য কোথাও বলে দ বলে যে, "ওয়া অমুক জায়গার এই প্রতিষ্ঠানটা খারাপ যে তারা আমার কথা শুনেনি বা আমার মতো করে দেয়নি।" তাহলে তো আমার ব্যবসায় একটা লস হয়ে যাবে তাই আমি আসলে তাদেরকে কোনোভাবেই কষ্ট দিতে চাই না আমি এ তাদের কথাগুলো মেনে নিয়ে নেয়ার পরে আমি তার চাওয়া মতোই করে দেই। কিন্তু আসলে মূল সমস্যাটা হচ্ছে যে, এই যে মানুষের চাওয়া এবং সেই হিসেবে কাজ করা এটা করে দিয়ার পরেও যখন এই ধরনের আসলে ক্লেইম গুলো আসে তখন আসলে আসলে মানে কাজ যে আমি নিখুঁত করলাম এবং এটার যে আমার একটা ইচ্ছা আমি একটু মনে করলাম যে এই কাজটা নিখুঁত করে আমি যখন ক্লায়েন্ট কে হ্যান্ডওভার করবো সে মনে হয় অনেক খুশি হবে কিন্তু তখন সে সেটা হয় না। উল্টা আমাকেই একটু মানে মন খারাপ করে থাকতে হয় ব্যাপারটা এমনই হয়ে গে
জি। হুম। হ্যাঁ, রিজেকশন তো তার কাছ থেকে আসছে, জি। হুম। একদম ঠিক। জি। হুম। জি, জি। আচ্ছা। জি, জি। জি, জি। হুম। আসলে, আসলে না দুঃখজনক বিষয়টা আসলে এবং দেখুন, নিখুঁত করার ক্ষেত্রে কিন্তু আপনার যে রেহেন নিখুঁত করার যে প্রয়াসটা সেটা হচ্ছে ক্লায়েন্টের কাজের মাধ্যমে এবং সেক্ষেত্রে আপনার নিখুঁত এবং ক্লায়েন্টের নিখুঁতের সংজ্ঞা কিন্তু অবশ্যই আ পার্থক্য থাকবে সেখানে, হ্যাঁ? এটা আসলে কখনোই এক হওয়া সম্ভব না। তো ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে নিখুঁত কাজ করার মেবি যেই ইচ্ছাটা আপনার সেটার প্রতি আপনি খুব বেশি প্রায়োরিটি দেওয়া উচিত না এবং কেনো বলছি সেটা দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে ক্লায়েন্ট আপনি 100% একুরেট আপনার দিক থেকে করে দিলেও ক্লায়েন্ট ১-২ ফিডব্যাক দিবেই। তো শুরুতেই মেবি একটা রাফ আইডিয়া তৈরি করে বিষয়টা তার সাথে শেয়ার করে দেন ওই পর্যায়ে যদি একটা ফিডব্যাক নেন সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ওই মুহূর্তে ফিডব্যাকগুলোতে কাজ করে চলে আসেন এটা কিন্তু ক্লায়েন্টেরও বুঝতে সুবিধা হচ্ছে যে, আপনার এপ্রোচটা কোন দিকে যাচ্ছে। সে আপনাকে ফিডব্যাক দিচ্ছে এবং আপনারও বুঝতে সুবিধা হচ্ছে ক্লায়েন্টের চয়েস, ইচ্ছা কোনগুলা। নিখুঁত কাজ করার ইচ্ছাটা বা যেই বিষয়টা সেটা কিন্তু এক্ষেত্রে বেশ সাহায্য করতে পারে এবং আপনি যখনই তার কাছ থেকে প্রজেক্ট এর একটা বেইস দাড় করানোর পরে তার ফিডব্যাক নিচ্ছেন, পরবর্তীতে তার কিন্তু 2nd টাইম ফিডব্যাক দিতে একটু হলেও, যদি সে ভালো মানুষ হয়ে থাকে বাদ দেয় যে আমি তো অলরেডি তাকে কিছু চেঞ্জেস এনেছি। তো আপনি অ যেহেতু অলরেডি সবকিছু লিখে রাখছেন এবং তার সাথে শেয়ার করছেন, বিষয়টা কিন্তু একটা টাইমলাইনে করা যায় যে আপনি 40% শেষ হওয়ার পরে একবার তাকে দেখাবেন, 30% শেষ হওয়ার পরে আরেকবার দেখাবেন দেন লাস্ট 30% হচ্ছে আপনি তাকে দিয়ে দেন ফাইনাল সবকিছু ডিসক্লোস করছেন। এইভাবে কিন্তু করতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার নিজের কাজ যখন আপনি স্যাটিস্ফাইড থাকবেন, নিজের গ্রাউন্ডটা স্ট্রংলি ধরে রাখা এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। কারণ আপনি কম ফিডব্যাক নিচ্ছেন, সামান্য ফিডব্যাক, সামান্য চেঞ্জেস, সামান্য নিখুঁত করার যে প্রয়াস সেটাতে আপনি কা ফ্রিতে করে দিচ্ছেন লস করে দ্যাটস ফাইন, বাট এটা কিন্তু আসলে বেশিদিন যেতে পারে না। যদি এটা দীর্ঘস্থায়ী হয়, আপনি এবং আপনার বিজনেস, আপনার ফ্যামিলি ইভেন কিন্তু আসলে সাফার করবে। তো এইজন্যে আপনি ওই যে পুরো কাজটা একবারে না করে মেবি যদি একটু ভেঙে, ভেঙে তাকে দেন সেক্ষেত্রে কিন্তু সে ফিডব্যাক দেয়ার সুযোগ পাবে, ফিডব্যাকে এ আপনি কাজ করার সুযোগ পাবেন, ক্লায়েন্টের সাথে আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হতে পারে। এইভাবে কি কাজটা করা যায় বা ভেবে দেখেছেন কখনো?
হু, জি। হুম। জি। হ্যাঁ। হু, হু। জি। হুম। <clears throat> উহু। জি। এ হুম। উহু। জি। উহু। হু, হু। জি। আমি সত্যি বলতে এইভাবে কখনোই ভেবে দেখিনি। তবে আপনি যখন এই কথার পরামর্শটা আমাকে দিলেন, তখন আমি এটা কল্পনা করছিলাম এবং চিন্তা করলাম যে, আসলে কাজটা এভাবেই করা উচিত। কারণ আ যখন আমি client আমাকে কাজের কোনো order করে এবং আমি যখন লিখে রাখি, তখন আমি তাকে একটা নির্দিষ্ট সময় দেই যে; "ভাই, এভাবে ১০ দিন বা, ৭ দিন পরে আপনি এসে আপনার কাজটা নিয়ে যাবেন, আপনার প্রোডাক্টটা।" কিন্তু আমি তখন তৈরি করে রাখি। কিন্তু আসলে তার সাথে ওইভাবে যোগাযোগ করা হয় না যে, আমি এই এইটা করছি। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই আপনি যেটা বললেন যে, কাজটা হয়তো 30% করার পরেই তাকে আবার একটু knock দিয়ে ডেকে এনে দেখানো প্রয়োজন যে, আমি আসলে এইভাবে করছি। ঠিক আ হচ্ছে কী, হচ্ছে না। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো এবং আমার এইটাই মনে হয় অনেক বড় একটা mistake হয়ে গেছে, যেটা আসলে আপনার সাথে কথা বলার পরে আমি জানতে পারলাম আরকি
জি, জি। আর রাইট। রাইট, রাইট। না মিসটেক না, শেখা। জি, জি।
তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমার কাজের যে, এই যে নিখুঁত হওয়ার জন্য যে অ্যা কিছু পরামর্শ দিলেন, যেগুলো আমার ব্যক্তিগত জীবনে এবং আমার কাজের ক্ষেত্রে অনেকটাই কাজে দিবে। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আ
জি। হেহ! আ আমা আপ মানে আপনার সাথে কথা বলে কিন্তু আমার বেশ ভালো লাগল, এবং আপনার যেই বলছেন যে আপনার কাজে এটা লাগবে, আপনার জীবনে এই advice, এই উপদেশটা, পরামর্শটা লা কাজে লাগতে পারে, এটা কিন্তু খুবই আনন্দের একটা বিষয়। এবং আবারও আপনাকে ধন্যবাদ আপনার এই কাছের জায়গাটা আমার সাথে share করার জন্যে এবং আপনার প্রতি অনেক শুভকামনা রইল যেন আপনি এই যে একটা মানসিক ট্রমাতে আছেন বা নিজের কাজের নিখুঁত নিয়ে যে এত টেনশেনে আছেন, সেটা থেকে যেন আপনি উৎরে আসতে পারেন। সব মিলিয়ে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন।
জি। হুম, হুম। জি। উম হুম। জি, আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ আপনা